অনেকদিন থেকেই আমার একটা উম চাপ অনুভব করছে ভিতরে একটা মানসিক অস্থিরতা। আ কেমন যেন মনে হচ্ছে যে আমি যেন আমি না। কোন কিছুই ঠিকঠাক ভালো লাগে না। আ মানে একটাই যে আ মানে নিজের কাছে মাঝে, মাঝে প্রশ্ন করছি যে আমি কি? আমি কে? এই জাতীয় একটা আ সমস্যা ভিতরে এতটাই বাসা বাঁধছে দিনে, দিনে শুরু হয়েছে বেশ অনেকদিন। দিনে দিনেই অ্যা বাসা বাঁধছে যেটার কারণে আমার অ্যা কোন কাজ কোন কাজেই ঠিকঠাক মন বসানো ঠিকঠাক ভাবে করা এমনকি তার জন্য নানান ধরনের সমস্যা তৈরি হচ্ছে। মন খুলে কাউকে বলতেও পারছি না।
হুম। হুম, হুম। আচ্ছা।
এমন একটা দিন যাচ্ছে আমার সময় যাচ্ছে। তো ভাবছিলাম আরকি যে এ এমন কাউকে পেলে নিজের মনের এ কথাগুলো হয়তো একটু বলতে পারলে ভালো লাগতো বা হয়তো কোন পরামর্শও পেতাম মানসিক চাপ থেকে অ্যা নিজেকে একটু মুক্ত করার জন্যে। এরকম একটা দিন যাচ্ছে আমার।
হুম, হুম। হুম। আচ্ছা। আসলে শুনে খুবই খারাপ লাগছে, যে হয়তো আপনি কোন একটা বিষয় নিয়ে হয়তো খুবই চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন। আসলে আপনি যদি সেই বিষয় সম্পর্কে আমাকে একটু খোলাসা করে বলেন। যে আসলে কোন বিষয় নিয়ে আপনার এই যে মানসিকভাবে এত চাপে যাচ্ছেন? তো সেই বিষয়টা সম্পর্কে যদি আমাকে একটু খোলা করে বলেন। তাহলে হয়তো আমি একটু ভালো পরামর্শ বা হচ্ছে সঠিক পরামর্শটা আপনাকে দিতে পারবো।
জ্বী। জ্বী, জ্বী। জ্বী, জ্বী। আ অবশ্যই বলব। সেটা হচ্ছে বলতে গেলে একটু উম পেছন থেকেই বলতে হয়। কারণ হচ্ছে যে আসলে আমি যেখানে জন্মেছি যে পরিবারে বড় হয়েছি। একটা রকম ধারাবাহিকতা ছিল স্কুল কলেজে পড়েছি। উম আ সেখানেও একটা ধারাবাহিকতা ছিল নিজের মতো করে বিশ্ববিদ্যালয়ে পড়েছি।
হুম। হুম।
সেটাও কোনো মানে নিজের মত করে আমাকে যে কোন কিছু কষ্ট করে মানিয়ে নিতে হচ্ছে, আ এরকম কিছু না। যেমনটা আমি তেমনটাই আ শিক্ষা জীবন আ শেষ করলাম। উম অ্যা যেমন ধরেন যে একটু খোলামেলা, একটু বন্ধুপ্রিয়, একটু স্বাধীন চেতা উম এরকম একটা মানুষ আমি।
হুম। আ
তো সেই হিসেবেই এ শেষ করে আমি আ কাজেও যোগ দিলাম। কাজে যোগ দেওয়ার পর থেকে আমার হচ্ছে, একটু মনে হচ্ছে যে, আমি যা আমি তা সেটা একটু সমস্যার মধ্যে দিয়ে। কারণ দেখা যাচ্ছে যে, আমি যা আমি তাই যদি থাকি, তো প্রতিনিয়তই নানান ধরনের আ সমস্যাও তৈরি হচ্ছে। সেইটা থেকে আমার একটু মানে কি করে আমি নিজেকে আ চাপের মধ্যে না ফেলবো বা সমস্যা তৈরি না হবে। ইয়া এটা করব কিভাবে নিজেকে কিভাবে উপস্থাপন করব অ সেটা নিয়ে একটু চিন্তার মধ্যে আছি। মানে সেটা নিয়েই একটু না বেশ আরকি সমস্যায় আছি।
হুম। হু। হুম। আচ্ছা। হুম, আসলে আপনার সমস্যার কথা শুনে খুবই খারাপ লাগছে। যে আসলে আ আপনি এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। তো আপনি যদি আমাকে বলেন যে আ সাতরো আ সাধারণত আপনার কোন পরিস্থিতি যে আসলে এই যে, চাপটা নিজের কাছে অনুভূতি হচ্ছে এবং সেটা কি শুধু কর্মক্ষেত্রেই আপনার অনুভূত হচ্ছে কিনা? সে সম্পর্কে যদি একটু আমাকে আ অবগত করেন।
এ জ্বী, জ্বী, জ্বী, অবশ্যই। হ্যাঁ, জ্বী, জ্বী, কর্মক্ষেত্রেই আর কিংবা আ তার সাথে হচ্ছে আ জড়িত মানে অফিসিয়াল কাজ সংক্রান্ত। ব্যক্তিগত বা পারিবারিক আ না সেটা। সেটা কিরকম? যেমন ধরেন ঐযে, যে একটু আগে বলছিলাম, আমি খোলা মনের স্বাধীনচেতা মানুষ। একটু সবাইকে খুব আ আপন করে নেয়া খুব তাড়াতাড়ি গল্প গুজব করা। এটা একটা আমার স্বভাবগত বৈশিষ্ট্য, এভাবেই আমি বড় হয়েছি আসলে। তো এখানে দেখলাম <swallows> হৈ, হৈ করে গল্প করা বা মন খুলে কথা বলা বা আ আ বুঝি যে অফিস হৈ, হৈ করার জায়গা না খুব একটা। কিন্তু একটা মানুষ তো আসলে রাতারাতি পাল্টায় না হয়তোবা। যাই হোক আ তো সেই গল্প দেখা যাচ্ছে যে, এখানেও খুব আ হয়তো আমি সরল মনে একটা কথা বলে ফেললাম। সে কথাটা অন্যভাবে আরেকজনের কাছে উপস্থাপন হল।
আচ্ছা। হুম। হুম। হুম।
এবং সবথেকে বড় কথা আমি যেটা দেখছি, সেটা হচ্ছে যে, যারা উপস্থাপন করে ভিন্নভাবে এবং সত্যিটা বলে না। আমি আবার খুব স্পষ্টভাবে সত্যি কথাটা বলি। আমি ঘুরিয়ে-পেঁচিয়ে কৌশল করে কোন কথা আমার স্বভাবে নেই। এটা একটা সমস্যা; এটা দেখছি যে, অ্যা আমি যত খোলা মনে মিশতে চাচ্ছি, খুব ভালো মনে কাউকে কোন কথা বলছি, সেটাই যেন রংচং মাখিয়ে অন্যর কাছে চলে যাচ্ছে এবং তা নিয়ে আমার সাথে একটা আ মনোমালিন্য, বিরূপ একটা মনোভাব পোষণ করছে তারা। কেউ যদি উম আমার সম্পর্কে বিরূপ একটা মনোভাব নিয়ে থাকে, একটু পাশ কাটিয়ে যাওয়ার বা একটু কথা না বলার, সেটা আবার আমি উম নিতে আমার কষ্ট হয় আরকি। যে, আমি তো সবাইকে আপন ভাবি। এটা একটা।
হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। আচ্ছা।
কথা বলা একটা। যে এইভাবে কথা বলাটা আ দেখছি আমি যে, উম আমার কলিগরা আসলে যে অ অন্য ভাবছে আরকি। সেটা একটা মানসিক চাপ দিচ্ছে আমাকে যে, আমি যত স্ফূর্তভাবে কথা বলি, হেসে, হেসে কথা বলি। এটা তো আছে। আরো একটা আছে যে, উম পোশাক একটা বিষয় আছে এখানে। আ সেখানে আমি তো আ শাড়ি পরি, শাড়ি পরেই যাই। আ তার সাথে আমার মাথাটা খোলা থাকে। আ এসব আ আ সেটাও একটা বিষয় থাকে; অন্যরা একটু পাশ কাটিয়ে যায়। উম আমি বেশি কোন বিষয় মানে রাজনীতি বা ধর্ম, এসব নিয়ে আলাপ করতে আমার পছন্দ না। আ তো সেটা আমার সামনে বেশি হয়। তখন আমি চুপ করে থাকতে হয়। মানে আমি যা, আমি তা, এটা প্রকাশ করাতে দেখছি দিনে, দিনে উ যাচ্ছে না আরকি; প্রকাশ করার ঠিক মনে হচ্ছে না। তার কারণে আমার নানান ধরনের সমস্যা হচ্ছে।
হুম। আচ্ছা। হুম। হুম। হুম। হুম। আচ্ছা। হুম, আসলে। হুম, আসলে আসলে আপনার কথা শুনে বুঝতে পারলাম যে আসলে আ আপনার সমস্যাটা কোথায় হচ্ছে। তো আপনি বললেন যে, আসলে যেহেতু আপনি কর্মস্থলে নতুন, তো আসলে আপনি শুরুর দিকে বা প্রথমের দিকে যদি আসলে এই যে আপনার আ আপনি যে সো সোজাসাপটা মানুষ, এই বি জিনিসগুলা যদি আসলে শুরুর দিকে হয়তো করতে চান, তখন হয়তো নানা রকম সমস্যা হলে হতে পারে। তো আমি বলবো যে, আসলে আপনি আ শুরুর দিকে এভাবে হয়তো নিজেকে <clears throat> প্রকাশ না করা করে আরকি হয়তো ধীরে সময় নিয়ে আসলে ধীরে, ধীরে যদি আপনি নিজের আ যে এর মধ্যে যে বিষয়গুলো, সেগুলো হয়তো আপনি প্রকাশ করতে পারেন। আমি যদি আপনাকে আরেকটা প্রশ্ন করি, যে আ আসলে আপনার এই যে সমস্যাগুলো হচ্ছে আপনার কর্মস্থলে, আসলে এগুলো আসলে আ কখন ঘটে এবং আ এগুলো কি কোনো নির্দিষ্ট সময় পরপর হচ্ছে কিনা, সেটার সম্পর্কে যদি একটু অবগত করেন?
জ্বী। উম জ্বী। জ্বী, জ্বী, জ্বী। উ আ নির্দিষ্ট সময় পর, পর বিশেষ করে বলা যায় যে এ কোন অনুষ্ঠান যখন শুরু হয়। প্রতিষ্ঠানে হয়তো কোন অনুষ্ঠান থাকে, <smacks lips> সেই অনুষ্ঠান সম্পর্কে ওই যে কথা আপনি বলছিলেন, আমার ধীরে, ধীরে করলে হতো। আসলে আমার করা কিনা। আমি দেখা গেল অনুষ্ঠানে যারা মহিলা কলিগ আছে, আমি হয়তো খুব অ হৈ, হৈ করে বললাম যে এ "আসেন সবাই এক ধরনের শাড়ি পড়ি, এক কালার এর শাড়ি," মানে এই ধরনের কথা ব ম পড়ি আ সাজগোজের বিষয়টা উপস্থাপন করি। তারপরে হচ্ছে আ অনুষ্ঠানটা প্রেজেন্টেশন এর একটা বিষয় আছে, সেটা যদি আমি মতামত দিই যে, "এটা অন অমুক করলে ভালো হতো বা ওটা অমুক করলে ভালো হতো, এটা আমি করতে চাই।" এরকম একটা বিষয় থাকে যখন কোন অনুষ্ঠানের আ প্রস্তুতি চলতে থাকে প্রতিষ্ঠানে। কোন অনুষ্ঠান সামনে, সেটা একটা বিষয় এবং এই অ অনুষ্ঠান সংক্রান্তই
হু, হু। হু, হু। হু, হু। হুম।
আবার যদি হয় যে কোন গোল মিটিং হচ্ছে, এমনিতেই গল্পগুজব করছে। আমি হয়তো কোন খোলা মনে যে কথাটা বললাম, যে কোন গল্প করে ফেললাম, সেখানে কোনো হয়তো সিনেমা নাটকের গল্প করে ফেললাম। সেটা নিয়ে অন্যদের কাছে যারা, যারা ছিল এই যে আমার সম্পর্কে উম ন্যা নানান রকম আ মানে যেটা বলা যায় যে একটু নেগেটিভ আ কথাবার্তা বললো। আ সবথেকে বড় কথা, আমি যেখানে চাকরি করি, আমার কলিগরা বেশিরভাগ কেউ তেমন ইউনিভার্সিটিতে এটা বলা কেমন? পড়েনি আসলে। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে বাইরে পড়াশোনা আর এলাকায় পড়াশোনা যারা করেছে তাদের ভিতরে হয়তো চিন্তা চেতনা বা মানসিকতার আ ফারাক থাকে। আমি জানি না এটা আমার চিন্তার সীমাবদ্ধতা কিনা। উম তো এ এইগুলো নিয়ে বেশি হয় বা প্রতিষ্ঠানের কোন কার্যক্রম নিয়ে যদি একটু আমি আ বলি যে, "এটাতে ভালো হয়, এটাতে এইভাবে করলে কাজটা এটা আসলে সার্বিক উন্নতি হয়।" আ তখন দেখা যায় যে টিপ্পনি কাটা যেটা বলে, "যে বড় মাতব্বর হয়েছে, বেশি বোঝে। আমরা যারা অনেকদিন ধরে আছি, আমরা যেন কিছু বুঝি না। সে কি এমন হয়েছে?" ও এটাও কটাক্ষ করে যে "ইউনিভার্সিটিতে পড়েছে বলে কি নিজে অনেক কিছু জানে, এটা ভাবতে হবে।" কিন্তু আমি যদিও কখনো নিজে বলি না বিনা প্রয়োজনে। আমার তো বলার দরকার নেই যে আমি কোথায় লেখাপড়া করেছি কেউ জানতে না চাইলে। তো, এইগুলো নিয়েও যেটাতে আমার আ মানসিক চাপ বলতে মনটা খারাপ লাগে। মনটা খারাপ মানে একটা অস্থিরতা তৈরি হয় যে, "আল্লাহ! আমি যাদের সাথে দিনের অনেকটা সময় কাটাচ্ছি। আ তারা তো কেউ আমার মতো না।" তো এটা আমার মতো হতে হবে কিনা আসলে সেটা নিয়েই আমার একটু জানতে চাওয়া। যে আসলে আমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করি? যদি একটু পরামর্শ দিতেন যে এ তাহলে আমার একটু কর্মক্ষেত্রে সময় কাটানোটা উম ইয়া <smacks lips> যাতে ভালো হতে পারে। এরকম একটা পরামর্শ চাচ্ছিলাম আরকি।
হু। হুম। আচ্ছা। হু, হু। আচ্ছা। হু, হু। হু। হুম আসল। হু, হুম। হুম। হ্যাঁ, আসলে। হু। আসলে হ্যাঁ, যেহেতু আপনি আপনার কর্মস্থলে নতুন, সেহেতু আ এই যে বিভিন্ন ধরনের চাপগুলো আসছে বা হচ্ছে, আপনি আপনার নিজেকে প্রকাশ করতে পারছেন না, এই সমস্যাগুলো থেকে। আ সমস্যার কারণে তো আমি বলবো যে, আসলে আমি যদি, আপনি যদি শুরুর দিকে হয়তো সীমা নির্ধারণ করে, আসলে আ হয়তো নিজেকে সেভাবে প্রকাশ না করে, আ হয়তো আপনি সবাইকে বোঝার চেষ্টা করলেন, এবং আসলে ধীরে, ধীরে বুঝতে দিলেন যে আসলে আপনি কেমন? এছাড়া আরেকটা কথা বলবো যে, আপনি যদি আ আপনার at least কোন সহকর্মী বা বিশ্বাসযোগ্য কোন ব্যক্তি, আপনার কর্মস্থলে, সেখানে যদি আপনি কারো হয়তো বিশ্বাস যদি অর্জন করতে পারেন। এবং আসলে আপনি কী চান? বা হচ্ছে আপনিই যে আসলে আ কোন পরিবেশে হয়তো আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এই বিষয়গুলো যদি আসলে আপনি কারো আ সাথে হয়তো যদি কখনো বিশ্বাস অর্জন করতে পারবেন, তখন দেখবেন যে আসলে আ ধীরে, ধীরে যে এই যে আপনি office এ বা আপনার কর্মস্থলে মানানসই খাওয়ার যে বিষয়টা, এটা কিন্তু অনেকটাই আপনার সমাধান হয়ে যাবে। তো, আমি যদি বলি যে আসলে এই যে, এতদিন অনেক দীর্ঘদিন ধরেও হয়তো যদি সমাধান না হয়ে থাকে, তখন হয়তো আ আপনার উপযুক্ত কী না, তখন কিন্তু হয়তো সেটা আপনি বুঝতে পারবেন এবং আ তখন যদি সেটা দেখেন যে, আসলে আপনার এই জিনিসটা উপযুক্ত না, বা হচ্ছে, সেই জায়গাটা আপনার উপযুক্ত না, তখন হয়তো আপনার আ বিকল্প কোনো কর্ম বা হচ্ছে কর্মস্থল হয়তো খোঁজাটা আ শ্রেয় হবে বলে আমার মনে হয়।
জি, জি। উ জি, জি। হুম। জি, জি। জি, জি। জি। হুম, হুম। জি। জি, আপনি অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন আসলে। এ্যা আমার যেটা এ্যা বলবো যে, ভুলই হয়েছে যে নিজেকেই স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ না করে, একটু বোঝার দরকার ছিলো। অভিজ্ঞতা তো ছিল না আসলে। এ্যা তো এটা আপনি চমৎকার বলেছেন আসলে যে, এ্যাম তাহলে আ নিজেকে আসলে নিজের মত প্রকাশ না করে, অ্যা যদি তাদের মতো করে এ্যা কিছু সময়টা পার করা যায়, তাহলে বোধহয় আমার জন্যে অ্যা ভালো হয়। তো, আসলে আপনি অনেক সুন্দর কথা বলেছেন। আর শেষমেশ না পারলে তো বিকল্প পথ খুঁজতেই হবে। তো, সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
উহ হুম। <clears throat> yeah। <clears throat> শুভকামনা, আপনার জন্য।